কখনোই বলিনাই।
তা ঠিক আছে তো, সেক্ষেত্রে আমার কি মনে হয় যে আপনি একটু তাদের সাথে আলাপ-আলোচনা করতে পারেন এবং আপনার কথা শুনে যেটা বোঝা গেল তারা হয়তোবা সোশ্যাল মিডিয়া কল্যাণে দেখছে যে মানুষ আসলে এভাবে জীবনটা উপভোগ করছে। ঠিক আছে? এবং হয়তোবা আপনাদের আ পরিচিত মানুষরাই হয়তোবা জীবনটাকে বেশ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে বা খুব ঘোরাফেরা করছে। এই জায়গা থেকে হয়তোবা তাদের একটু আক্ষেপ হচ্ছে যে হ্যাঁ, তাদের হয়তোবা ইচ্ছে আছে কিন্তু আপ তারা যেতে পারছে না। ঠিক আছে? তো আমার কাছে যেটা হয় প্রথম ত আপনি অ্যা তাদেরকে বোঝান যে আসলে মানুষের জীবন তো সবসময় এক থাকে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই চেষ্টা করছেন এবং আপনার কষ্টের জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে তাদেরকে বোঝান তাদের এই ব্যবহারটা আপনার ভালো লাগছে না এবং আপনার জায়গা থেকে যে আপনি চেষ্টা করছেন। ঠিক আছে? আমার মনে হয় আপনারা মিলে যদি একটু খোলামেলা আ কথা বলেন বা তাদেরও জান তাদের মনও মতামতটাও জানতে চান যে আসলে তারা কি চাচ্ছে বা ধরেন তারা যেটা চাচ্ছে সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তো সেক্ষেত্রে কেন সম্ভব না? মানে এই বিষয়গুলো একটু বিস্তারিত ভাবে আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করলে বা পরিবারের সাথে সময় কাটালেন। ঠিক আছে? এইভাবে হবে কি, যে দেখবেন যে তারাও বুঝতে পারবে যে আপনার জায়গাটা, আপনার চেষ্টার জায়গাটা কতটুকু আপনি চালিয়ে যাচ্ছেন। হইতে পারে তারাও আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে? মানে হয় কি যে আপনার ওইযে সোশ্যাল মিডিয়াতে মানুষ মানুষের ভালো দেখতে, দেখতে না দেখা যায় যে ঐযে নিজের মধ্যেও আসলে মানুষ নিজেদের সক্ষমতাটা ভুলে যায়। কিন্তু ওই যে আ একটা আগ্রহ জাগে। তো আমার মনে হয় আপনি এই বিষয়ে একটু তাদের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। মনে হচ্ছে তারা হয়তোবা বুঝবে।
জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। জ্বি, অবশ্যই। আচ্ছা। জী। আচ্ছা, আচ্ছা। করলে আচ্ছা। বুঝতে পেরেছি। জি, জি, জি। নেতিবাচক জি। জি, জি, জি। আচ্ছা। মানে আমি আমি আসলেও এটা ক ওভাবে কখনো চিন্তা করে দেখিনাই। আমি মানে ওভাবে সাহসটাও পাইনি। কিন্তু আপনি যেমনটি করে বলেছেন, আও আমার মনে হয় এটার কোন বিকল্প নেই এটা ছাড়া। আমি আসলেই চেষ্টা করে দেখবো। মানে আ আরেকটা জিনিস কি আমার না একটু ভয় লাগে, যদি আপনি আমাকে এখানে একটু বলতেন, যে আমার খুবই ইচ্ছা হচ্ছে যে, আমি আ কয়েক মাসের জন্য আমার যতটুকু সঞ্চয় আছে সেটা নিয়ে আমি একটু অন্য কোথাও চলে যাই কয়েক মাসের জন্য। তো সেটা কি করাটা ঠিক হবে?
আচ্ছা। হুম। জ্বি। হ্যাঁ। জ্বি। আচ্ছা। সেটা কি আপনি আসলে অ্যা পরিবার নিয়ে যেতে চাচ্ছেন? নাকি একা একাই যেতে চাচ্ছেন? যদি একটু বলতেন।
না আমি একা যেতে চাচ্ছি। আমি একা যেতে চাচ্ছি। কারণ হচ্ছে এইভাবে কটুক্তিকর কথা শুনতে, শুনতে আমার বাসাটাকে আর বাসা মনে হয় না। আমার মনে হয় যেন, আমি বাসায় ফিরেছি একটা জেলখানার মধ্যে আমাকে কথা শোনানোর জন্য আমাকে মানে মানসিকভাবে একটা প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করে রাখে। তো আপ আ এখন আমি কি এই আলোচনাগুলা করে তারপর যাবো? নাকি আমি আসলেও অ্যাও এর আগেই একটু বের হয়ে যাব? কারণ আমি আসলে মানসিক ভাবে ওইভাবে না নিতে পারছি না জিনিসগুলা।
আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম।